একদম বেশ চমৎকারভাবে আসলে ব্যাপারগুলো আসলেই বললেন এবং আ সত্যিকার অর্থে যদি আসলে ব্যাপারটা লক্ষ্য করি আমাদের দেশের আসলে বর্তমান যে আসলে পরিস্থিতি আমার কাছে কেনো জানিনা আসলে ব্যক্তিগত মত মনে হয় যে, আসলে নির্বাচনের যে মাধ্যমটি আ সেটাই আসলে সবচাইতে আসলে উপযুক্ত। কারণ আ অনেকেই বলছে যে আসলে আমার আসলে একজনকে ভালো লাগছে না, আমি বলছি আ কারোই আসলে তাকে ভালো লাগছে না বা একজনের একটা বিষয়কে ভালো লাগছে, অনেকে বলছে যে না এটা আমার ভালো লাগছে না। এইভাবে কিন্তু মতবিরোধের যে সৃষ্টিটা সেটা কিন্তু আসলে আ প্রায়শই আমাদের দেশের সর্বত্র আসলে দেখা যাচ্ছে এবং আ বিগত কয়েকদিন আগেও দেখলাম যে হচ্ছে, এক জ জুলাই সনদ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, এর মধ্যে একজনকে ট্যাগ দিয়ে দিচ্ছে। এই যে বিষয়গুলো রয়েছে আ সেটা কিন্তু আসলে অনেকভাবেই হচ্ছে এবং দেশের আসলে জনগণ সত্যিকার অর্থে আসলে কী চাচ্ছে এবং আমাদের দেশের আসলে আ যারা আসলে আমরা ৫০ লক্ষ বা ১ কোটি মানুষ রয়েছি তারা যেটা বলবে সেটা কিন্তু আসলে আ সঠিক নয়। আমার কাছে মনে হয় যেহেতু আমরা দেশের প্রত্যেকে আসলে নাগরিক, আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকটি নাগরিকের যে আসলে স্পষ্ট যে মতগুলো রয়েছে সেটা কিন্তু আসলে নেওয়া আমার কাছে মনে হয় যে বেশ অ্যা গুরুত্বপূর্ণ এবং ভোটিং সিস্টেমটা কিন্তু আ বেশ চমৎকার। যে আমি যাকে ইচ্ছা তাকে ভোট দিব এবং আমি আসলে আ নেতা নির্বাচন করতে পারব যে আসলে কে আমার দেশের জন্য বা কে আমার এলাকার জন্য বা ওয়ার্ডের জন্য বেস্ট হবে বা ভালো একজন মানুষ হবে। তবে অনেক বিষয় রয়েছে হুম বলুন।
হুম, হুম। হুম। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম। হুম, হুম, হুম। রাইট, ওইটাই যে আমার, আমার representativeness কার থাকবে? অর্থাৎ কে আমাকে রিপ্রেজেন্ট করবে? এটা তো আমার ডিসিশন হওয়া উচিত না? যে কে আমায় রিপ্রেজেন্ট করবে? হ্যাঁ, হ্যাঁ।
হুম। একদম। হুম, বেশ চমৎকার বললেন। হ্যাঁ, আমার কাছেও মনে হয় যে, আসলে এই যে ব্যাপারগুলো সেই অধিকারটুকু যেহেতু সংবিধান আমাকে দিয়েছে, আ সেটা আসলে আপ কোনোটাই আসলে খর্ব হওয়ার যে বিষয়টি সেটা কিন্তু বেশ, আমার কাছে একটি খারাপ এবং অ্যা যদি পূর্বের আসলে নির্বাচন বা ভোটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি আ সেই কিন্তু সিস্টেমটা কিন্তু বেশ আ যারা আসলে বিগত সরকার ছিল তারা কিন্তু ক্ষমতাকে কুক্ষিগত করে ইচ্ছামতোন কিন্তু আসলে ভোট দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু আসলে হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখন একদম ঠিকই বলেছেন। তো আমার কাছে মনে হয় যে আসলে দেখুন এখন একটা এমেন এমন একটি আমেজ মুহূর্ত আসলে চলছে যে আসলে আ পিচ্চি থেকে শুরু করে বুড়া পর্যন্ত আসলে ভোট দেওয়ার বা ভোট কেন্দ্রে যাওয়ার যে মজাটা সেটা কিন্তু আসলে পরিপূর্ণ পাবে এবং আমার কাছে মনে হয় যে আসলে এইভাবে যদি আসলে সবকিছু থাকে তাহলে বেশ চমৎকার হবে। আপনি কি মনে করছে?
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম। এটা সত্যি, এটা সত্যি। ভোটের অধিকারটাই কেড়ে নিছে। হুম, হুম, হুম, হুম।